তখন তো অ আপনারা মানে বললেনই, যে কম বয়স ছিলেন দেখে কম বয়সী দেখে আপনাদেরকে হয়তো পার করে দিয়েছে যে, না আচ্ছা ঠিক আছে এরা তো বাচ্চাই তো এই, এই জিনিসটাই যে
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> জি, জি, জি। না ধরা পড়লে কিন্তু বকতো। এই বকুনিটা না মা মানে এ তো অনেক ছেলে-পেলে একসাথে। আর কাকে বকতেছে? নাম তো ধরতে পারত না, হ্যাঁ? তখন আসলে আমরা মজা পাইতাম। <chuckles>
ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আপনারা তো লিখেই দৌড়। জি, জি, জ্বী লিখেই দৌড়, এই যে লিখেই যে আনন্দটা। আচ্ছা, এ তো গেল হচ্ছে গিয়ে আমের আম-আটির বেপু এর বেপ ভেঁপু বানানো। সেই ক্ষেত্রে তো আপনারা মানে কি একটা প্রতিযোগিতার মতো হতো নাকি শুধু এই যে কে বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে এই জিনিসটাই আসলে আপনার কাছে বেশি মজা লাগতো?
<chuckles> জী। না, প্রতিযোগিতার কথা যদি আমি বলি যে আম-আটি দিয়ে একটা খেলা আমরা খেলতাম, একটা নির্দিষ্ট একটা জায়গা করতাম। মানে একটা ঘরের মতো ঐখানে একটা আমের আঁটি রেখে দিতাম। এবং একটা নির্ধারিত দূরত্ব থেকে আমরা আমাদের হাত দিয়ে আরেকটা আমের আঁটি দিয়ে আমরা ঢিল দিতাম, হুম? যে কার
হ্যাঁ, হ্যাঁ। মানে অনেকটা সাতচারার মতো।

হ্যাঁ, মানে কার ঢিলটা ওই নির্দিষ্ট আমের আঁটিতে গিয়ে লাগে। হ্যাঁ? তো যে লাগাইতে পারে <chuckles> জি, জি।
আচ্ছা। কাছাকাছি যে হ্যাঁ, হ্যাঁ। মানে সাত-চাড়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার ও হো ওই যে মার্বেল, এই ২ টা খেলার কম্বিনেশনই হচ্ছে গিয়ে অনেকটা ওইরকম। জি, জি, জি। বুঝতে পেরেছি।
জি, জি। মার্বেল, মার্বেলও তো ছিল। ওই একই রকম আরকি। জি, জি। মার্বেলের কথা মনে পড়িয়ে দিলেন। মার্বেলও কিন্তু ছোটবেলায় খেলেছি।
হ্যাঁ, হ্যাঁ। <laughs> ও আচ্ছা খুবই ভালো কাজ। হাতে গোনা কিন্তু কিছু খেলা থাকতোই। সেটা কিন্তু ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই খেলতো। এটা এমন না যে কারণ কিছু যেই খেলাটা দলীয় খেলা, ঠিক আছে? ফুটবল বাদ দিলাম। যে খেলাটা দলীয় খেলা, সেই খেলাতে কিন্তু ছেলে, মেয়ে সবাই অংশগ্রহণ করত। যেমন, দাড়িয়াবাঁধা ছিল। তো আপনার কি এই যে দাড়িয়াবাঁধা ছাড়া আরও অন্য কোনো খেলা খেলেছেন একসাথে সবাই মিলে?
হ্যাঁ, হ্যাঁ। সবার জন্য। জি। হুম। সবাই থবে হ্যাঁ, তো এখানে একটা কথা আমি বলি হুম, হুম। এখানে জি, জি, জি। এখানে একটা আমি, আমি কথা বলতে চাই। সেটা হলো কী, যে এখন যেমন আসলে ছেলে-মেয়েরা একদম মানে, মানে একটু জ্ঞান হওয়ার পরেই নিজেদের মধ্যে যে প্রেম-ভালোবাসা, হ্যাঁ? তারপরে যে আ কুনজর, কুপ্রস্তাব, ঠিক আছে? এখন দেখা গেল কী একটু বড় হইলেই বাচ্চা-কাচ্চারা আলাদা হয়ে গেল। মানে একটা কেমন যেন দূরত্ব। তো আমাদের সময় কিন্তু আসলে এই বিষয়গুলো মানে এ এভাবে ছিল না। বিশেষ করে মানে প্রেম-ভালোবাসা ছিল সেটা হলো অনেক সিনিয়র-জুনিয়র। ঠিক আছে? যে গ্রামের একটা বড় ভাই একটা কাউকে পছন্দ করে। আমরা তাও অনেকের চিঠি বহন করছি। <chuckles> তো
হুম, হু। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা। জি, জি, জি। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। চিঠি বাহক হিসেবে কাজ করেছেন। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, কিন্তু এই যে নিজেদের সমবয়সী বা ক্লাস ফ্রেন্ড তাদের সঙ্গে এই ধরনের রিলেশন, এটা কিন্তু কল্পনাতে ছিল না।
হুম, হুম, হুম। জি, জি, জি।
এজন্য আপনি যেটা বললেন, আমরা কিন্তু অনেক বড় হয়ে, অর্থাৎ 7-8 এ পড়ে পড়ার পরেও আমরা একসাথে বিশেষ করে যে আপনি বললেন না যে, "দাড়িয়াবান্ধা।" এরপরে ওইযে কাবাডি, কাবাডি খেলতাম। হুম? এরপরে হলো হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে লুকোচুরি শি আ যখন আমাদের ওইযে পাটকাঠি জমি থেকে নিয়ে আসত, তো পাটকাঠিগুলা আমাদের বাড়ির খুলি বলা হয় যেটা আঙ্গিনা, সেইখানে রোদ দেওয়া হইত। বোঝা করে, করে মেলে দেওয়া হইত। হ্যাঁ, ওই বোঝার নিচে আমরা লুকায় থাকতাম। হ্যাঁ? <chuckles> তো এগুলা কিন্তু আমরা অনেক বড় হয়ে ছেলে-মেয়ে সবাই মিলে খেলেছি। কিন্তু কোনোদিনও আমাদের মধ্যে আসলে ওই ধরনের কোনো ব্যাড চিন্তা-ভাবনা আসে নাই।
হ্যাঁ, দই-চিড়া। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। শুকানোর জন্য। জি, জি, জি, জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।